নিজের বাচ্চাদের তো আছেই। অ্যা নিজের ম আ ১ম সন্তানের কথা তো সবই মনে থাকে। অ্যা সেটা যেরকম মনে আছে অ্যা আমার আ মেয়ের কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। ওর তখন বয়স ৮ মাস শুরু হয়েছে, ৮ বা ৯ তো হচ্ছে ওই আক আমি আকাশ দেখাচ্ছি আর দেখছে ও হাত উঁচু করে হ্যাঁ, রাতে না ঠিক। সেটা হচ্ছে বিকেল শেষ, শেষ এমন সময়। তো হচ্ছে উম আমি ও দেখি হঠাৎ আমাকে বলছে, "পাতি, পাতি।" ও দেখি যে পাখি, আরকি। আমার কি, প পাখি পেয়েছে একটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পারতি, পারতি। তো এ ঐটা হচ্ছে ওর ১ম শব্দ। এই কারণে আমার মনে আছে, যে এরকম যখন ১ম শব্দ
<chuckles> জ্বী, জ্বী, জ্বী অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। ও রাতের বেলা আ আকাশ দেখাচ্ছেন রাতে বের হয়ে? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। জ্বী। <chuckles> ও অর্থাৎ আকাশ দেখতে, দেখতে সে পাখি দেখছে এবং এটা সে ফলো করেছে। জ্বী, জ্বী, বুঝতে পেরেছি। ও এটা তো খুব দারুণ কথা! অর্থাৎ মানে ১ম মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে এটা আপনি এখন পর্যন্ত মনে আছে। বাহ! <chuckles> জ্বী।
শব্দটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাখি। হ্যাঁ এটা মনে আছে। আ খুব মানে তখন যখন এখন আধো, আধো কথা বলে এখন ইয়েতে মোবাইলে যে রিলস আসে না, তো একটা বাচ্চা মেয়ে ওর বাবা কথা বলে, ইনায়া তার নাম বাচ্চাটার ঠিক আমার মেয়ের কথা মনে পড়ে যায়। কারণ ঐ মেয়েটা ঐরকম ক খ গ ঘ কিছু বলতে পারে না। আধো, আধো সব ত, ত দিয়ে বলে একটু বেশি তো তখন আর
জ্বী, জ্বী, জ্বী। <chuckles> জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। <chuckles> খুবই সুন্দর কথা। তার মানে যে আ বাচ্চাদের সাথে সময় কাটাইতে আপনার ভালোই লাগে। যেটা বোঝা যাচ্ছে আপনার কথাবার্তায়। তো এই যে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে অনেকেই আছেন এমন যে বাচ্চাদেরকে কোলে নিতে চায় না। ভয় পায় যে যদি হিসু করে দেয় বা অনেক সময় বমি করে দেয়, কাপড়-চোপড় নষ্ট করে দেয়। হ্যাঁ? তো এটা তো দেবেই। তাই না? মেক্সিমাম সময় বাচ্চারা এখন ডায়াপার পরে বা বিভিন্ন সময়ে অনেক টেকনিক আছে। তারপরেও আপনি যখন এরকম বাচ্চাদেরকে কোলে নেন বা তাদের সাথে একটু মেশেন এই ধরনের কিছু মনে হয় নাকি যে এরকম যদি কাপড়-টাপড় নষ্ট করে দেয়, এই ধরনের কোনো ভয় আছে?
এ খুব। হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এ দেবেই। হুম। ও ধরনের অভিজ্ঞতাই আছে যে আমার অ বমি করে দিয়েছে, হিসু করে দিয়েছে। অ্যা এই পরিচ্ছন্নতা কর্মীর না নাতির ছেলে যেটা বলি বা পোতার ছেলে সেই হিসু করে দিয়ে। হ্যাঁ, আর বাসের ভিতরে বমি করে দিয়েছিল। তো তখন এ এত তখন তো মা হয়ে গেছে তখন কোন খারাপই লাগতে না লাগে নিজের বাচ্চা হলে তো
<chuckles> জ্বী, জ্বী, জ্বী, আচ্ছা। খারাপ লাগে না, জ্বী, জ্বী, জ্বী। না, নিজের বাচ্চার তো খারাপ লাগবে না। কিন্তু অন্যের বাচ্চা যদি এ ধরনের
না, না, সেটা ভাবি যে এটা তো আমার বাচ্চাও হতে পারত। সেটাই বলছি যে খারা খারাপই লাগে কোনো খারাপ লাগে।
আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। জ্বী, জ্বী। এটা কিন্তু খুবই ভালো কথা। আপনি আসলে অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা ফিল করে আপনি হচ্ছে যে কিছু মনে করেন না। এটা কিন্তু খুবই দারুণ কথা।
হ্যাঁ। অনেকেই করতে পারে আরকি হয়তো।
জ্বী, জ্বী। তো আ এ
আবার একেক জনের তো নিজের বাচ্চাইও করে। জ্বী।